ভয়ানক হতে পারে। আচ্ছা, পুরনো বন্ধুত্ব, এখন বন্ধু কিন্তু অ ২ ধরনের বন্ধু হয় আমার মনে হয়, হ্যাঁ। ২ ধরনের বন্ধু হয়। একটা হচ্ছে বন্ধু আসলেই যাকে বলে। একেবারে ধরেন, আপনার প্রয়োজনে, আপনার সুখে-দুঃখে যে পাশে থাকবে, এরকম কিছু বন্ধুত্ব বন্ধু হয়। আর কিছু বন্ধু হয় যারা নরমালি ক্লাস সহপাঠী, হ্যাঁ। আ স নরমালি হচ্ছে আপনার র‍্যান্ডম পরিচিত ব্যাচমেট বা সেম এজ।
হ্যাঁ। আচ্ছা। হুম। হ্যাঁ। রাইট। হুম, হুম। হ্যাঁ। রাইট, ইংলিশে বলে কুইন্টেন্স, যে আপনি তাদের সাথে পরিচয় হলেন হ্যাঁ। ইয়েস।
হ্যাঁ। <blows air> হ্যাঁ, এরকম কিছু বন্ধুত্ব হয়। কিছু বন্ধুত্ব হারানো অনেক ভয়ানক কষ্টের। আর কিছু বন্ধুত্ব হারানোটাও একটা উ ব্লেসিং মনে হয় আমার কাছে হুম। <chuckles> ধরেন, আ আমার কাছে আপনি যেহেতু প্রশ্নটা করলেন, একটু গভীরভাবে ভেবেই উত্তর দিচ্ছি আরকি। ধরেন, আমি একজনকে খুব ভালো বন্ধু মনে করতাম, কিন্তু সে আমার জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু আমি তো তাকে একসময় বন্ধু মনে করতাম। তাকে আমি আমার অনেক কাছের মানুষ মনে করতাম। কিন্তু সে আমার দিন, দিন, দিন, দিন সে আমার হচ্ছে জীবনের জন্য ক্ষতিকারক হয়ে যাচ্ছে। আমার মনের জন্যও ক্ষতিকারক হয়ে যাচ্ছে। টক্সিক হ্যাঁ। তো এই <grunts> জিনিসটা যখন হয়ে যাচ্ছে তখন আমরা কিন্তু ভয় পাই। তখনও ভয় পাই কারণ আমাদের কিন্তু একটা অভ্যাস থাকে যে আমরা বন্ধুত্বটা মানে ক্যারি করাটার একটা অভ্যাস আমাদের মধ্যে থাকে। বিশেষ করে আমরা যারা বাংলাদেশি, হ্যাঁ, তাদের মধ্যে এই অভ্যাসটা খুব বেশি। মানে বেশি আবেগী আমরা একটু, হ্যাঁ। যে এতদিনের একটা অভ্যাস, এতদিনের একটা বন্ধুত্ব, এইটা কি আসলে আমি হারিয়ে ফেলবো? আচ্ছা দেখি না আরও কিছুদিন। আরও কিছুদিন দেখি, হ্যাঁ। আরেকটু কিছুদিন দেখি যে আসলে সে ভালো হতেও তো পারে। হয়তো দোষটা আমারও তো হতে পারে। হয়তো তার দোষ না। কিন্তু নিজেকে দোষী মনে করা যে ওই বন্ধুত্বটাকে বাঁচানোর জন্য, ওই বন্ধুত্বটাকে সারা জীবন ক্যারি করার জন্য। তো কিন্তু আসলে আল্টিমেটলি সেই বন্ধুত্বগুলো থাকে না। সেটা হারিয়ে যায় এবং ওইটা ওইটা ওই মুহূর্তে ভয়ানক হলেও কিছুদিন পরে বা ১ বছর ২ বছর পরে কিন্তু আমরা বুঝতে পারি যে ওই বন্ধুত্বটা হারানোটা ভয়ানক ওই মুহূর্তে ছিল কিন্তু আসলে অনেক, আসলে অনেক ব্লেসিং ছিল।
হুম। <chuckles> হ্যাঁ, আসলেই, আসলেই। এ হ্যাঁ। ওকে। হ্যাঁ। রাইট। হুম, হুম। হ্যাঁ। হুম। টক্সসিক। হু। হ্যাঁ, হ্যাঁ। রাইট, হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হুম, হুম। হ্যাঁ, আরেকটা চাঞ্চ দেই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আসলেই। হ্যাঁ। হু, হু। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আসলেই। আপনি যেটা বললেন সেটার সাথে আমি পুরোপুরি অ্যাগ্রি করি। এবং আমরা, আম আমি কমিনিউকেসন কোর্সে পড়ছিলাম যে একটা ভালো কমিনিউকেসন এর জন্য অবশ্যই একজন সেন্ডার থাকে, একজন রিসিভার থাকে এবং একটা ফিটব্যাক-এর দরকার হয়। তো আপনি যখন একটা বন্ধুত্বতে আপনি জিনিসটাকে একভাবে নিচ্ছেন এবং আপনার অপজিট সাইড এ যে আছে সে জিনিসটাকে ওইভাবে নিচ্ছে না। এটাও কিন্তু হয় এবং যে ক্যামেস্ট্রি জিনিসটা, যে কম্পেটিব্লিটি জিনিসটা থাকে সেটা কিন্তু হতে পারে যে একজন মনে করতেছে একরকম, কিন্তু আরেকজন মনে করতেছে এটা পুরোপুরি অন্য আরেকটা জিনিস। এইযে হতে পারে আপনার যে বেস্ট ফ্রেন্ড, আপনি কিন্তু তার বেস্ট ফ্রেন্ড না, এরকমও হতে পারে, তাই না?
হু, হু। হু। হু। হু। হু।